অবশ্যই, অবশ্যই। আমি আপনার সাথে এখানে একমত এবং সহমত পোষণ করছে। এটা আসলে শুরু করা হয় যখন প্রথমে বলে না ছোট, ছোট বালুকণা থেকে একটা বৃহতের সৃষ্টি। এই যে এভরি ছোট, ছোট একটা স্টেপ যখন আমরা নেয়া শুরু করব তখন আস্তে, আস্তে যখন বড়কোন স্টেপ এ যখন যাবে আস্তে, আস্তে ওই যে রেস্টুরেন্টের মালিকগুলো তখন তারা আস্তে, আস্তে এই জিনিসটা নিয়ে আসলে আ বুঝতে পারবে আসলে তাদের রেস্টুরেন্ট টা কেন চলছে না। দিনশেষে তো সবাই আসলে লাভবান হতে চায়। তো তারা যখন ত যখন তারা লোকসানের দিকে চলে আসবে, তখন তারা আসলে জিনিসটার দিকে আসলে চিন্তাভাবনা করতে পারবে কিভাবে কি হ্যাঁ, কিভাবে কি করা যায়। তারপর তারা আসলে হাইজিন নিয়ে চিন্তা করতে পারে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়, এই যে দিন শেষে যাই হোক না কেন, কাচ্চির কাছে আমি একটা কথাও বলতে পারি। যে আসলে বিভিন্ন রকমের আমি আসলে ভুক্ত অধিকারের পেজগুলাতে যখন যায় যাওয়া হয় তখন কিন্তু আমি দেখেছিলাম আরকি, আরকি যে। আ আসলে ওরা যখন বিভিন্ন রকমের হোটেল-রেস্টুরেন্টে এর যখন কিচেন গুলা যায় অনেকটা সময় দেখা যায় যে বিভিন্ন রকমের ব্র্যান্ড এ যারা আছে যারা তারা ছাড়া আসলে খুব বাকি লোকাল যারা থাকে তারা কিন্তু আসলে অত বেশি তোয়াক্কা করে না। এজন্য আমি যদি কখন ও যদি কাচ্চি ভাই যদি প্রেফার করে থাকি। আমি তো বললাম যে কাচ্চি স্বাদটা আমি বাইরের থেকে নিতে চাই। ঘরেরটা নিতে চাই না। কখনো বাসায় রান্না করলেও আমি অলওয়েজ প্রেফার করি যে বাইরের কাচ্চিটা একটা আলাদা flavor ব্যাপার থাকে। তো আমি অলওয়েজ চেষ্টা করে থাকি একটা ভাল কোন দোকানের থেকে নিতে বা ভালো কোন ব্র্যান্ড এর কোন জি, জায়গা থেকে নিতে। কারণ আমি যত
হু, হু। হু, হু, হু, জি, জি, জি, জি, জি। হু, হু, হু। হু, হু। জি। হু, হু। অবশ্যই, অবশ্যই। হুম, হুম, হু। হু, ভাববে হ্যাঁ। একদম ঠিক। সেটাই, সেটাই। হুম। হু, হু। হু, হু, জি, জি। হু। হু, হু। হু, হু। হু, হু, হু, হু, হু। হু, হু। হু, হু। জি, জি। হু, হু। হু, হু। চমৎকার আপনি ভালো বলেছেন, জি।
যতটুকু আমি দেখেছি যে ঐ ব্র্যান্ড এর দোকানে ওরা না অলওয়েজ ব্র্যান্ড কোয়ালিটি এর দিকে অনেকটা প্রেফার করে থাকে। ওরা সবকিছু ভালোভাবে মেইনটেইন করার ট্রাই করে থাকে। কিন্তু আপনি যদি লোকাল কোন কিছুতে যান, দেখবেন তারা আসলে ওসবের তোয়াক্কা করে না। তারা মনে হয় যে দেওয়ার আছে দিয়ে দিয়েছি।
জি। হু, হু। হু, হু। না, না, না। তারা একদমই আসলে ঐ বিষয়টা নিয়ে এত ভাবে না যে আসলে আমার তো চলতেছে। এ তারা আসলে এইভাবে চিনতে চলতেছে চলুক। হ্যাঁ, এ এরকমভাবে আসলে উদাসীন। মানে এগুলার ব্যাপারে তারা একদমই উদাসীন। তারা ঐ খাবারের যে স্বাস্থ্যকর ব্যাপারটা এই বিষয়টার ব্যাপারে তারা হয়তো জানে না এবং জানলেও হয়তো ওটারে একদমই পরোয়া করে না। হ্যাঁ, তো আসলে আমি যদি একটু আপনাকে বলি যে আ রান্না করে যদি আমরা আসলে বাসায় খাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বাস্থ্যকর খাবারটা আসলে পেয়ে থাকি। হ্যাঁ, আ যদিও বাইরের খাবারটা কোন, কোন ক্ষেত্রে একটু বেশি সুস্বাদু হয়ে থাকে তবে কিন্তু বাসায় রান্না করে খেলে কিন্তু দেখা যায় যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কোন ধরনের কম্প্রোমাইজ কিন্তু করতে হয় না। তাই না?
অবশ্যই, অবশ্যই। অবশ্যই।